না, আপনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে বললেন। <chuckles> হ্যাঁ, আসলেই যে, যতক্ষণ পর্যন্ত না ভালোবাসা ভালো লাগা অথবা পেটের দায়। এই যে এই পেটের দায়ের ব্যাপারটাতে যদি আসি না মানে অনেক আ আমাদের আশেপাশে তো অনেক কিছু চেঞ্জ হয়েই যাচ্ছে। প্রতিনিয়ত মানে গত অ্যা কোথায় জানি আমি পো শুনছিলাম যে গত ২৫ বছরে যেই পরিমাণ অ্যা চেঞ্জ এর পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ গেছে সেটা প্রবাবলি তার আগের কত কয়েকশো বছরে হয় নাই। হ্যাঁ, ধরেন সিম্পল একদম এ এ এই ফোনের ব্যাপারটাই যদি চিন্তা করি। এন আগে ছিল ডায়াল মানে লাইনওয়ালা ফোন এখান থেকে চলে আসলো মোবাইল ফোন, মোবাইল ফোনে তখন টুকটুক করে ট্যাঁ চাপতে হত। সেখান থেকে হঠাৎ করে চলে আসলো একটা স্মার্ট ফোন। সেই স্মার্টফোনেরও এখন দেখা যাচ্ছে এত, এত ফিচার এত, এত এই সেটাও প্রতিনিয়ত এখনো চেঞ্জ হয়েই যাচ্ছে। এখন নতুন চলে আসছে তার মধ্যে AI হ্যাঁ। <chuckles> মানুষ আসলে এই যে ব্যাপারটা জি। হ্যাঁ, মানে ভয়ংকর আ দ্রুত চেঞ্জ। একের পর এক চেঞ্জ হয়েই যাচ্ছে। কেউ জানে না পরের চেঞ্জটা কি হবে? কি শিখব, এখানে আসলে কী করব? এই যে, চেঞ্জ এর মধ্যে, এ চেঞ্জটা কিন্তু খালি ফোনের ক্ষেত্রে আমি কথার কথা বললাম আরকি। এটা কিন্তু আমাদের জীবনের প্রতিনিয়ত প্রতিটা ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে যে, একজন মানুষ হয়তো খুব ভালো কাজ করে। হাতে কলমে কাজ করে, করে অভ্যস্ত। কিন্তু হঠাৎ করে উনার আশেপাশে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই ধরেন এ ইমেইল এই কাজ করে, এই ক্লাউড অ্যা অ্যাঁ করতে হয়। ইয়া আ মানে এইসব ক্ষেত্রে উনি আসলে কী করবেন? ভদ্রলোক তো কিন্তু ভালো কাজ করেন। উনি উনার কাজে খুবই স্ট্রং। কিন্তু এইটা উনি তাল মিলাতে হয়তো অনেক সময় পারে না। বয়সের কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে ব্যাক এন্ড হয়তো ওভাবে ওই জায়গাটা হয়তো উনি এত স্ট্রং না। এসব ক্ষেত্রে কি করা উচিত?
একদম। হ্যাঁ, হ্যাঁ। একদম। একদম সত্যি শুনেছেন। আচ্ছা, আচ্ছা আমি বুঝতেছিলাম যে ফোনের হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। একদম। এটা একটা রেপিড ট্রান্সফার এর ভেতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। আমি বুঝতে পারছি। বুঝতে পারছি আমি। বুঝতে পারছি। হ্যাঁ, একদম। অন্যান্য অনেক মাধ্যম আছে। হ্যাঁ, হ্যাঁ। পারিবারিক কারনেও হতে পারে। অবশ্যই দেখেন পরিবর্তন আ আপনি যে এমনটা বলছিলেন শুধু স্মার্টফোনের ক্ষেত্রে এমন না। পরিবর্তন কিন্তু মানুষের ভেতরেই আসছে। আনুষাঙ্গিক সবকিছু যদি বাদ দেন আপনার চিন্তাধারা, কাজের ধরন, জীবন ধরণ এইসবেও কিন্তু পরিবর্তন আসছে। সেটাকে কাজে লাগাইতে হবে। আপনি অ্যা হয়তোবা ২০০০ সালে যেভাবে আপনার আ আ লাইফ স্টাইল ছিল, যেভাবে আপনি চলাফেরা করতেন, ২০২৫ এসে ওই চাপটা তো নেই। আপনাকে কারোর সাথে যোগাযোগ করার জন্যে এব ৭ দিন অপেক্ষা করতে হচ্ছে না। আপনাকে বাজার করতে যাওয়ার জন্যে অপেক্ষা করে বসে থাকতে হচ্ছে না। আপনার আ কোনো একটা বিপদ-আপদে একটা রেপিড অ্যাকশন নিতে বসে থাকতে হচ্ছে না। তো এই সময়গুলো কাজে লাগান। হ্যাঁ, অনেক কিছু পরিবর্তন হইছে সেটা শেখা একটু কষ্টের। তো সেই কষ্টের সময়টুকু তো প্রযুক্তি বের করে দিছে। এমন তো না যে দেয়নি। টেলিগ্রাম করতে আপনাকে আ অফিসে বা সেই টেলিফোন এক্সচেঞ্জ এ যাইতে হচ্ছে না। তাহলে আপনি বসে বাসায় বসে ওই ১ ঘন্টা শেখেন না কাউকে কিভাবে টেক্সট পড়তে হয়, কিভাবে এটা কাজে লাগাইতে হয়। এটা নিজের ইচ্ছার উপরে। আর কিছুটা প্রয়োজনীয়তার উপরেও অবশ্যই।
জ্বি। হুম। হুম। আসলেই। হুম, হুম, হুম, হুম আসলেই। <chuckles> হুম।

আচ্ছা, আ টেকনিক নেই। তবে ব্যা আমার কাছে মনে হয় সিদ্ধান্তটা নেওয়ার ব্যাপারে একটা মজার অ্যা বিষয় আছে। যেমন আপনি কোন কিছু শিখতে চাচ্ছেন, ২ টা কারণে আপনি শিখতে চাইতে পারেন। ১ হচ্ছে আপনার পেটের জন্যে, <chuckles> হয়তোবা অফিস বা আপনার কাজ করতে হচ্ছে সেই কারণে আপনি শিখছেন। আর ২য় হচ্ছে নিজের ভালো লাগা। যে "না, আমি হয়তোবা এই জিনিসটাকে ভালোবাসি। এটা আমার শখের জিনিস। আমার আ স্বপ্ন ছিল আমি এই জিনিসটা শিখব।" আ তো আপনি শিখছেন। তো ১ম টা যদি হয় অফিসের ক্ষেত্রে যদি হয়, সেইক্ষেত্রে এই ধরনের মনোযোগ বা এই আ মানে শেখা শুরু করাটাই একটা tough ব্যাপার। আর যদিও tough কিন্তু দেখা যায় যে কাজের এবং অর্থনৈতিক ব্যাপার জড়িত থাকে, সেই কারণে এটা কোনো না কোনোভাবে ওইটা শেষ হয়ে যায়। আর নিজের ব্যা জন্যে হই হয় হল ঝামেলা। অ্যান যে এটা শেখা শুরু করা হয় slow আচ্ছা ঠিক আছে, এইটা না ওইটা। এই confusion একটা থেকে যায়। কোনভাবেই confusion টা যদি কাটানো যায় যে, না, "আচ্ছা আমি একদম determined যে আমার গিটার বাজাইতে ভাল লাগে। দা আমি ঐটা বাজাইলে আমার অ্যা যে কি বলে না, মানসিক শান্তি দেয়।" মানসিক চাপের কথা বলছিলেন আপনি। তো একইভাবে "এইটা বাজাইলে আমার ওই মানসিক চাপ থেকে দূরে থাকতে পারি, মানসিকভাবে শান্তিতে থাকি তাইলে আমি এটাই শিখব।" এই target টা fix করা সবথেকে কঠিন। এই target টা যখন আপনি fix করবেন তখন শেখার রাস্তা সহজ হয়ে আসে।
উহু। জি। জি। উম। উহু। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। উম আসলেই না। আমরা আসলেই অনেকে ওই যদি কোন কিছু মজা পায় বা কোন কিছু এঞ্জয় করে তাহলে কিন্তু শেখার ব্যাপারটা অনেক সহজ। হ্যাঁ, ঝামেলা হয়ে যায় যখন ওইযে মজাটা কিছুদিন পাই, তারপর আবার হারিয়ে যায়। তখন "কি করবো?" এইটা একটা বড় সমস্যা হয়ে যায়। মানে হ্যাঁ আমি যদি কোন কিছুতে
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এইট এইটা বড় সমস্যা, এইটা বড় সমস্যা। এইখানের আমার কাছে মনে হয় কি জানেন? এমা আমাদের বেশিরভাগ মানুষেরই প্রচুর না পাওয়া আছে। মানে প্রচুর। তো এত, এত না পাওয়ার ভিড়ে যখন কোন একটা জিনিস শিখতে চাই তখন মনে হয় এইটা না ঐটা শিখি, এইটা না ঐটা শিখি। এইযে একটা scattered মনোভাব, এটা খুব প্রভাব ফেলে। তো আ শেখার পরে যদি আগ্রহ হারানো শুরু করে তাহলে আপনার বুঝে নেওয়া উচিত যে আসলে ওইটা শেখার প্রতি আপনার আ অতটাও ইচ্ছা বা আপনার অতটাও ভালোবাসা ছিল না। এটা হচ্ছে একদম ১ম ধাপ। আবার আম অনেক কারণে পারিপার্শ্বিক আপনি যেমন একটু আগে বলছিলেন পারিপার্শ্বিক অনেক কারণেও কিন্তু বিরক্ত আসতে পারে। আগ্রহটা হারাইতে পারেন। হয়তোবা যে শেখায়, যে পরিবেশে শিখছেন সেইটা আপনার অনুকূলে না। শিক্ষক আপনার অনুকূলে না। এইজন্যেও আগ্রহ হারাইতে পারে। তবে অ্যা আমার মনে হয় যে যদি আপনার dedication ঠিক থাকে বা যে শিখছে তার dedication যদি ঠিক থাকে, তাহলে এইগুলা পরিবর্তন করা খুব বেশি একটা আ বড় ব্যাপার না।
হু। হু, হু। জি। হ্যাঁ, আসলেই। হু, হু। হু, হু। হুম। হুম।